এই কিছুদিন আগে একটু মানে একটা প্রমোশন পাইছি। তো কাজের মধ্যে, মানে দেখা গেছে কি? যে খুব খুশি ছিলাম এক কথায়। অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলাম। যে, আ কবে একটু বেতন বাড়বে? কবে একটু মানে একটু টাকা পয়সা হাতে আসবে? বা হাতেব আ মানে একটু টাকা পয়সা হাতে তো ধরে রাখতে পারবো আরকি। কিন্তু দেখা গেছে কি? যে, এরকম প্রমোশন হওয়ার পরও ওই খরচটাও বেড়ে গেছে আরকি। এখন কি যে করব? এই সঞ্চয় জিনিসটা আর আ হইতেছে না। জিনিসটা নিয়ে খুবই মানে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি আরকি।
আচ্ছা। হুম। হ্যাঁ, বোঝা যাচ্ছে আপনার কথা থেকে। যে, আপনি অনেকটা হতাশ এবং দেখা যাচ্ছে যে এই জিনিসটা নিয়ে যে আপনি একটু বিষাদের মধ্যে আছেন এটা আপনার কথার দ্বারা একদম সুস্পষ্ট। আপনি আসলে ভেঙে পড়বেন না। আসলে এই যে বেতন আপনার বেড়েছে, এটা তো আপনি বললেন। তা এই এ্যা বেতন বাড়ার আগেও তো আপনি চলতেন। এখন আসলে কী, কী সমস্যা হচ্ছে? যার জন্য আপনি সঞ্চয় বাড়াতে পারছেন না। যদি একটু বলতেন তাহলে আপনাকে একটু আমি সাহায্য করতে পারতাম।
আসলে দেখা গেছে কি? যে আমার মূলত আগে যেই ধরেন ৳১০,০০০ আমার বেতন আসত, তো দেখা যেত কি? যে মাস শেষে ৮,০০০ দিয়েই চলতে পারতাম আরকি। তো এখন দেখা গেছে আমার বেতন ধরেন ২০,০০০ এর মতন হইছে। কিন্তু দেখা গেছে আমার অযথা খরচটা অনেক বেড়ে গেছে। অযথা বলতে গেলে কি যে এ মানে খরচটা করলেও হয় না করলেও হয় কিন্তু আ মানে দেখা যায় কি যে এখন টাকা হাতে আছে মানে খরচটা হয়ে যায় আরকি। তো এখন দেখা যায় কি যে অনেক সময় এরকম হয় যে মানে কোন একটা জিনিস ইচ্ছা করতেছে ওই জিনিসটা আ মানে কোথায় কিনে ফেলার বা আ কোন একটা জিনিস খাইতে মন চাইতেছে ওইটা খায় ফেলি। মানে দেখা যায় কি যে হাতে যে টাকা রাখবো ওইটার মানে কথা মনেই থাকে না। দেখা যায় যে টাকা একটু বাড়ছে, বেতন বাড়ছে কিন্তু আ কি বলে খরচটাও এখন একটু বেড়ে গেছে। মানে আমার কাছে মনে হয়তেছে যে অযথা খরচই মনে হয় একটু বেড়ে গেছে আরকি। তো এই যে মানে কি বলবো মাসিক যে একটা বাজেটের বিষয় যে মানে এত টাকা খরচ করব, এত টাকা ই করব এই জিনিসটা আমাকে দেওয়া হচ্ছেই না। মানে আ কি যে করব মানে এই জিনিসটা ধরে রাখার জন্য বা একটা আ নিয়মের মধ্যে যে কিভাবে আসবো এটাই বুঝতেছি না। আ মানে এই বিষয়টা নিয়ে কি করা যায়? যদি একটু বলতেন।
হুম। উ জি। ও! জি, আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে আসলে একটু অগোছালো হয়েছে। এই ক্ষেত্রে কি আপনার কোনো ঋণ বা EMI বা নিয়মিত কোন বিল কি পরিশোধ করতে হয়?
আসলে এরকম ঋণ বা EMI আছে একটা মানে দেখা গেছে কি যে আগে আ কোন একটা জিনিস কিনতে মন চাইলে ওই জিনিসটা মানে আগে দেখতাম যে মানে এই জিনিসটা আমার প্রয়োজন আছে কিনা বা আমার দরকার কিনা। এখন দেখা যায় আমি খুব অযথা কোন একটা জিনিসের জন্য এক কথায় আ একটা ঋণ নিয়ে ফেলি। দেখা গেছে কি যে আ মানে একটা হুন্ডা কিনতে ইচ্ছা করছে আমার। তো আমি কি করলাম যে ওইটা মানে আগে তো শখ ছিল যে মানে জিনিসটা এক কথায় সম্ভবও ছিল না। এখন দেখা গেছে সম্ভব আছে দেইখা আমি চেষ্টা করতেছি একটু EMI দিয়ে এক কথায় একটা মানে ই করা আরকি হুন্ডা কিনার আরকি। কিন্তু দেখা গেছে কি যে EMI গুলা কিন্তু আমার মানে মাস শেষে দেখা যায় একটা সঞ্চয় যে করব বা একটু হাতে যে টাকা থাকবে এই জিনিসটা আর হয়ে ওঠে না। মানে আ দেখা যাইতেছে কি যত বেশি আমি কামাই না কেন বা বেতন বাড়লেও দেখা যাইতেছে ওইটা মানে লোন পরিশোধ করতে, করতেই চলে যাইতেছে আরকি। তো মানে কি বলব আগে দেখা যেত কি এই যেসব সমস্যা হইত না। আগে দেখা যেত ইচ্ছা আ থাকলেও করতে পারতাম না। এখন দেখা গেছে ইচ্ছা আছে আ মানে কাজও করতেছি কিন্তু দেখা যাবে দিন শেষে আমার হাতে কিন্তু আগে যেমন আ টাকা থাকতো এখনো ওই একই পরিমাণ। আর একটু সঞ্চয় যে করব বা একটু বিপদের জন্য যে টাকা রাখবো এটাই দেখা যায় কোর্ট করতে পারি এর জন্য অনেক সময় মানসিকভাবে অনেক আ চিন্তায় থাকে আরকি কি করব না করব? মানে দেখা যায় কি যে মানে একটা যদি ই না থাকে আরকি একটা সহায় সম্বল না থাকে বা একটা সঞ্চয় না থাকে সেক্ষেত্রে কিন্তু মানে আমার ক্ষেত্রে আমি যেটা খেয়াল করছি খুবই আ মানসিকভাবে একটু বিপর্যস্ত থাকি আরকি যখন এরকম মাস মাস শেষে বেতন আসে ঠিকই কিন্তু সব টাকা যে কই চলে যায়। এটাই বুঝতেছি না আরকি। EMI মানে এ যদি না নেই বা মানে বিল গুলা যদি ঠিকঠাক মতন দিয়ে দেই সেইক্ষেত্রে কি মানে আমার মানসিক চাপটা কি কমবে নাকি? আ যদি একটু বলতে
হ্যাঁ। আচ্ছা। হুম, বুঝতে পেরেছি। আচ্ছা। হ্যাঁ। জি, আসলে আপনি যেটা বলছিলেন এটা আপনার জন্য একটু ক্ষতিকর হচ্ছে এবং আপনি হতাশার মধ্যেও নিমজ্জিত আছেন দেখা যাচ্ছে। এই যে যে আপনি EMI বা এই নিয়মিত বড়ো বিল যেগুলো আপনার আছে এগুলো অনেকাংশে আপনাকে কমিয়ে আনতে হবে যদি এর থেকে আপনি বের হতে আ পেরে যাবেন মনে হচ্ছে এই এই বিষয়টা যদি একটু অনুসরণ করেন এবং সঞ্চয় বাড়ানো আপনার জন্য সহজ হয়ে যাবে বলে মনে হচ্ছে এবং সাথে, সাথে এই যে আপনি যে আগে যে কম টাকায় চলতেন এখন অনেকাংশে এই টাকার পরিমাণটা বেড়ে যাওয়ার কারণে বিলাসিতাটা তো আপনার একটু বেড়ে গিয়েছে বলে মনে হচ্ছে যে আপনি এই যে হুন্ডার কথা বলছিলেন। এটাকে কে কেনার কথা পরিকল্পনা করেছেন বা এরকম কিনবেন। এরকম সাথে, সাথে হচ্ছে হলো আরো যেই জিনিসগুলোর কথা এরকম অন্যান্য বিলাসিটা যদি চলে আসে তাহলে দেখা যাচ্ছে যে সঞ্চয়টা বাড়ানো আপনার জন্য একটু কষ্টকর হয়ে যাবে বলে মনে হচ্ছে। এখান থেকে আসলে আ বেরিয়ে আসতে গেলে কি আপনি কোন সাধারণ তালিকা বা এরকম কোন কিছু হিসাব করে থাকেন যে কত টাকা আয় করছেন, কত টাকা ব্যয় করছেন সেরকম কোন হিসাব কি আপনার কাছে আছে?
হ্যাঁ, হ্যাঁ। আসলে এরকম আয়ের, ব্যয়ের কোন হিসাব তেমন একটা করি না। দেখা গেছে কি? যে, আগে এ্যাঁ মূলত একটা হিসাব ই করে চলতাম যে, আমার তো মানে ধরেন ৳১০,০০০ র মতো যদি বেতনের কথা বলি, তো সেক্ষেত্রে দেখা যেত যে আমি এ্যাঁ বাসা থেকে বের হওয়ার সময় আগে ৳১০০ এরকম বের করে নিতাম যে, আমার দৈনন্দিন খরচ আমি ৳১০০ র মধ্যে শেষ করে নিবো। কিন্তু এখন দেখা যায় কি? যে, ওই ৳৫০০ র পকেটে নিয়ে বের হই। কিন্তু ওই দিন শেষে দেখা যায়, আমার মানে পকেট আর মানে, যখন বাসায় ফিরে আসি, তখন দেখা যায় আর কোন টাকা থাকে না। মানে দেখা যাইতেছে যে আমি আগে আগে বাসার জন্য মানে বাসা থেকে, খাবার নিয়ে যেতাম এ্যাঁ টিফিনের জন্য। এখন দেখা যায় আমি ক্যান্টিনে বসেই খাওয়া দাওয়া করতেছি। আবার দেখা যায় যখন এরকম হয় যে, এ্যাঁ বলে বা বাসে করে চলার কথা ছিল আরকি। এখন দেখা যায় আমি সিএনজিতে করে বা Uber এ করে বা বিভিন্ন ধরনের রাইড শেয়ার এর মাধ্যমে, এক কথায় একটু বিলাসবহুলভাবে এ্যাঁ যাইতেছি, এক কথা যাতায়াত করতেছি। তো দেখা যায় ওই ৳৫০০ ও মনে হয় যে, এ্যাঁ কিছুই না। আর যেখানে আমি এক কথায় ৳১০০ ও যদি নিয়ে যেতাম। তাহলে দেখা যাইত যে, ওখানে ৳৫০ ও মাঝেমধ্যে ফেরত নিয়ে আসা যেত আরকি। কিন্তু এখন দেখা গেছে যে, এরকম মানে হিসাব ছাড়া খরচ করার কারণে, মানে অনেক সমস্যার মধ্যে পড়তেছি আরকি। এই জিনিসটা কি কোথায় আমার মানে সঞ্চয় মানে করতে বাধা দিচ্ছে নাকি যে, এরকম বেহিসাব ভাবে খরচ করাটা?
হ্যাঁ। আ জ্বী। হুম। আচ্ছা। উম জী, আসলে আপনি যেটা এখন করছেন আপনার ইনকামটা বেড়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু একটু বিলাসিতার দিকে এগিয়ে যাচ্ছেন। বিলাসী পণ্যর কথা আগে বললেন। এখন একটু এই যে এ যানবাহনের ক্ষেত্রে একটু বিলাসিতা অ ভ ভাবে য যাচ্ছেন। এতে অনেকাংশে আপনার খরচটা বেড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। এবং বাসা থেকে যে ক্যান্টিনে এ খাবার নিয়ে যেতেন সেটা না নিয়ে যে এখন ক্যান্টিনের খাবার দাবার করছেন। এর জন্য খরচটা একটু বেড়ে যাচ্ছে। তা আপনি যদি কিছুদিন যদি দেখা যাচ্ছে আপনার তো এখন আ ইনকাম টা বেড়েছে এবং সেই ক্ষেত্রে যদি কিছুদিন বাসা থেকে একটু খাবার নিয়ে যান, কিছুদিন একটু ক্যান্টিনে খান, এরকম যদি করেন। আবার সাথে, সাথে দেখা যাচ্ছে যে এই যে এ মাঝে-মধ্যে একটু বাসে গেলেন, ওই আর কিছুদিন এর ওই সপ্তাহের মধ্যে একটু রুটিন করে ৩ দিন বাসে গেলেন। যদি একদিন একটু দে দেরি হয়ে গিয়েছে সেদিন অন্যান্য যানবাহনগুলো যেগুলো দ্রুততার সাথে যাওয়া যায় ঐ ক্ষেত্রে তো একটু খরচও বেশি হয়। যেটা আপনার কথা দ্বারা বোঝা যাচ্ছে। এই এরকম যদি করতে পারেন তাহলে মনে হচ্ছে আপনার সঞ্চয়টা আরেকটু বাড়াতে পারবেন বলে মনে হয়। এবং সে আরেকটা জিনিস যদি আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে আপনি এ এই বিলাসী পণ্যগুলোর ক্ষেত্রে কি শুধু আপনার জন্য এরকম সমস্যা হচ্ছে নাকি পরিবারের অনেকেই আসলে এরকম চা তারমানে আগ্রহ প্রকাশ করছে বা তাদের কিছু আকাঙ্খা আছে তাদেরও কিছু কি কিনাকাটা করা লাগবে। এই জিনিসগুলোর জন্য আপনার স কোন রকম এরকম কোনো জিনিস আসছে কিনা আপনার মধ্যে?
হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারলাম। উম জ্বি। হ্যাঁ, আসলে দেখা গেছে কি? যে মানে আগে যেমন দেখা যেত যে আমার মানে আয় রোজগারও কম ছিল। তো দেখা যেত পরিবারের মানে চাহনিও একটু কম ছিল আরকি আমার প্রতি বা আমার উপরে এত বেশি দায়িত্ব দিত না। এখন দেখা গেছে যে একটু মধ্য পরিবারের সন্তান তো। তো দেখা গেছে আয় রোজগার করলেই মানে তাদের উপর মানে তাদের আমার প্রতি একটা মানে ই থাকে আরকি। আশা আকাঙ্খা আকাঙ্খা থাকে আরকি। যে আমি হয়তো বা তাদের আ মানে পরিবারের সব ধরনের জিনিসগুলো খরচগুলো বহন করবো। দেখা যায় এখন, হ্যাঁ অনেক কিচ অনেক ক্ষেত্রে এরকম হচ্ছে যে এক কথায় মানে বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল সেগুলো এক কথায় আগে আমি দিতাম না কিন্তু এখন দেখা যাচ্ছে যে ঐযে বেতন বাড়ার সাথে, সাথে মানে এই খরচগুলো আমার আ খাতার মধ্যে মানে এড হইতেছে আরকি। আবার দেখা যায় মাঝে-মধ্যে এরকমও হয় যে কোথাও খ খাওয়াইতে যাওয়ার সময় দেখা যায় কি যে আগে বাসায় সবকিছু রান্না করার জন্য উপকরণ নিয়ে আসা হইত। কিন্তু এখন দেখা যায় মানে সন্ধ্যা হলেই ঐ বাহির থেকে আ অর্ডার করতেছে কোন একটা খাবার। দেখা যায় একটু মানে বিলাস বহুল হয়ে যায়। আর আগে দেখা যেত কি যে সপ্তাহে ১ দিন ধরে রাখতাম যে ১ দিন একটু আ বাহিরের খাবার খাবো। এখন দেখা যায় মানে হরহামেশাই অর্ডার দি দেওয়া হইতেছে বা বাহিরের খাবার নি এ নিয়ে আসতেছি। একটু খরচটা এর জন্য বেড়ে যাচ্ছে এক কথায়। মানে পরিবারের যে একটা চাপ এটাও একটু মানে বেড়ে যাচ্ছে আমার মানে বেতনের উপরে আরকি। এ মানে এটা এটাও কি একটা কারণ নাকি যে আমার এই যে এরকম সঞ্চয় না হওয়া বা মানে টাকা যে মানে কোথায় মাস শেষে যে আমার হাতে থাকতেছে না এটাও কি কারণ নাকি যে পরিবারের আ চাপগুলা বা খরচগুলা যে আমি নিচ্ছি।
হু। হ্যাঁ। জি। হুম। হ্যাঁ। জি, আসলে এ এই সমস্যাগুলোও কিন্তু আপনার কিছুটা বেড়েছে বলে বোঝা যাচ্ছে এবং আপনার কথা থেকে বোঝা যাচ্ছে এগুলো আপনার ক্ষেত্রও একটা চাপ হয়ে যাচ্ছে সঞ্চয় বাড়াতে পারছেন না। সেক্ষেত্রে আপনি একটু আপনার পরিবারকে বোঝাতে পারেন, যে কিছু জিনিস আপনি দিলেন হ্যাঁ, সেটা ঠিক আছে অবশ্যই যে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু তাছাড়া যে বাড়তি উচ্চ আকাঙ্ক্ষা বা বিলাসিতা সেটা পরিবারের ক্ষেত্রেও আপনি বোঝাতে পারেন। এবং আপনি নিজেও যেই বিলাসিতাগুলো করতেন সেগুলো থেকেও বেরিয়ে যদি আসতে পারেন, তাহলে মনে হচ্ছে যে আপনার সঞ্চয়টা বেড়ে যাবে এবং এটাই আপনার জন্য ভালো হবে এবং সাথে, সাথে এই যে EMI যেই সিস্টেমটার কথা বললেন, EMI টা আর না, না যেহেতু একবার নিয়ে ফেলেছেন এটা দ্রুত শেষ করে আর এইদিকে না যাওয়াটা আপনার জন্য ভালো হবে বলে মনে হচ্ছে। তো এইগুলো আপনি আসলে অনুসরণ করতে পারেন। এবং এরকম করলে দেখা যাচ্ছে আপনার সঞ্চয়টা বা বা বাড়বে এবং আপনার কথা দ্বারা বোঝা যাচ্ছে আপনি প্রকৃতভাবে হতাশ হয়ে আছেন। আসলে এভাবে এত হতাশায় নিমজ্জিত হবেন না, মানসিকভাবে ভেঙে পড়বেন না। এগুলো সঠিকভাবে করলে আপনার জন্য ভালো হবে বলে মনে হচ্ছে।
বুঝতে পারলাম। বুঝতে পারলাম। মানে আপনি খুব সুন্দর মতন কিন্তু আমাকে অ্যা বললেন যে আমার এই যে মাসিক যে খরচটা আছে সেটা একটু আ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় মানে আ মানে দেখা যাচ্ছে কি জিনিসটা এক কথায় আমার সামনেই ছিল। কিন্তু এই যে আপনি যেভাবে উল্লেখ করে বললেন যে, আ মানে আমার খরচগুলা যে দেখা যাচ্ছে একটু নিজেও বিলাসবহুল ভাবে একটু আ খরচ করতেছি বা একটু বেহিসাব ভাবে খরচ করতেছি। আ পরিবারকে এক কথায় সবকিছু দেওয়ার চেষ্টা করতেছি। যেটা এক কথায় মানে আমার সঞ্চয়ের জন্যই কিন্তু মানে বেশ খারাপ মানে একটা প্রভাব পড়তেছে আরকি। তো দেখা যাক মানে এই জিনিসগুলা এটটু আ নি মানে ট্রাই করে দেখব যদি কাজে দেয় এক কথায়। মনে মনে হচ্ছে জিনিসগুলা কাজে দিবে। আর খুব ভালো লাগলো আপনার সাথে কথাগুলো শেয়ার করতে পেরে। আর ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন আপনি।
উম জি। আপনিও মানসিকভাবে শক্ত হন এবং এগুলো পদ্ধতি অবলম্বন করলে আশা করা যাচ্ছে আপনি ভালো দিকে যাবেন। ধন্যবাদ।